আ রুটিন করার মতো আসলে আমি ১ম দিকে কি হতো? যেমন আমাদের আসলে সরকারি আ সরি আ দুঃখিত, সরকারি না আসলে। আ সাপ্তাহিক ছুটি ছিল আরকি আ রবিবার করে। তো আমি আমাদের কি করতে হতো? রবিবারও কিন্তু আসলে কাজের জন্য প্রেশার দিতো। আ আমার supervisor যে ছিল সে কিন্তু আসলে বলতো যে আ রবিবারও আসলে কাজ করতে হবে। আপনারা অল্প করে হলেও কাজ করেন। যেহেতু আপনাদের স্যালারিটা ওইভাবে আসলে আসে। তো আমি ১ম, ১ম কিন্তু ওভাবে করতাম বা আমি কিন্তু আসলে ওই আ sunday টাও আসলে বাদ দিতাম না কাজের জন্য। আ যে আমার কাছে মনে হতো যে, ঠিক আছে। আ কাজ হ্যাঁ, বন্ধের দিনও আসলে কাজ করতাম। তো আমার কাছে মনে হতো যে, যেহেতু আসলে আমি টাকা পাচ্ছি কাজ করলে। তাহলে আমি কেন করবো না? কিন্তু পরবর্তীতে দেখলাম যে জিনিসটা আসলে এতটা মানে আ আমার জন্য খারাপ হয়ে যাচ্ছে বা আমি আসলে মানে মানসিকভাবে এতটা ভেঙে পড়ছি। আমার কাছে মনে হতো কি? আমি যদি এক ১ মাসের জন্য <chuckles> আসলে কোথাও যেয়ে আসলে ঘুরে আসতে পারতাম। একা, কারো সাথে আসলে কথা বলবো না। আ এই জিনিসটা কিন্তু য হু হ্যাঁ, হ্যাঁ, একটু তাহলে হয়তো আমার এই stress টা কিন্তু আসলে কমে যেত। কিন্তু ওইযে মানে নিজের ভিতরে আসলে একটু অবহেলাও আসলে করা হয়েছিল সেই মুহূর্তে। তো সবকিছু মিলে কিন্তু একটা মানে অনেকটা বাজে একটা situation চলে এসেছিল। এ হ্যাঁ, হ্যাঁ।
এইযে আচ্ছা। হায়! হায়! হু, হু। মানে বন্ধের দিন ও কাজ করতেন। <chuckles> একদমই। আচ্ছা। হু, হু। আচ্ছা। বা ভ্রমণ করে আসা। আচ্ছা, ঠিক আছে। জ্বী, জ্বী। হু, হু। মানে পরিস্থিতি তৈরি হয়েছিল আরকি যেখানে আসলে আপনি মানে বন্ধের দিনেও আসলে আপনার দেখা যেত যে কাজ করা লাগতো এবং আসলে এই পরিস্থিতিতে এ যেই পরে সেই আসলে বুঝে বিষয়টা হচ্ছে এমনই এবং আপনি হয়তো উপলব্ধি করতে পারলেন। যে কাজটা আপনাকে মানসিকভাবে অনেকটা আসলে মানে বিপর্যস্ত করে দিচ্ছে এবং আপনার জন্য যেটা বললেন আরকি। আপনি মাঝেমধ্যে চিন্তা করতেন যে কোথাও গিয়ে ঘুরে আসতে বা বন্ধু-বান্ধব বা পরিবারকে সময় দিতে এবং এগুলোর ক্ষেত্রে আসলে stress কমার জন্য এগুলাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে নিজেকে সময় দেওয়ার ব্যাপারটা। তো আপনার ক্ষেত্রে যখন আপনি দেখেন যে আপনার পরিবার প মানে আপনি যেহেতু বললেন, যে পরিবারের মা-বাবার সাথে বা বন্ধু-বান্ধবের সাথে বিষয় আসলে শেয়ার করেন। তো তারা যখন দেখেন যে কোন একটা কাজে-কর্মে তারা যখন stress হয়ে পড়ে। বিশেষ করে আপনার বন্ধু-বান্ধব। তো তাদেরকে আসলে কী, কী ধরনের পরামর্শ বা উপদেশ দেন?

না, আসলে এরকম তো সময় থাকে না সত্যি কথা বলতে। কিন্তু একসময় আসলে আমি একটা মানে কাজ করতাম যেটা আসলে একটু কম্পিউটার বেসিস আ ছিল আ জবটা. কিন্তু জবটাতে আসলে হয় না যে কত আ কতগুলো আসলে জব আছে যেগুলো হচ্ছে আপনার আ মানে ক আ কার মানে কাজ বেসিস মানে আমি জ কাজ করব সেখানে অনুযায়ী আমাকে টাকা দিবে। তো আমার ঐ জব টাও আসলে সেরকমই ছিল। কিন্তু দেখা যেত সেখানে আসলে এত পরিমাণ আমি আ মানে স্ট্রেস দের মধ্যে দিয়ে আসলে যেতাম বা এতটা মরি পরিমাণে আসলে হতো দেখা যেত সেখানে আসলে পার্ট টাইম ঠিকি কিন্তু আমাকে ফুল টাইম এর মত আসলে খাটতে হচ্ছে। তো মাঝে, মাঝে ইচ্ছা করত আর কিছু করব না। বা আমি দেখতাম কি? সারা মাসে আসলে আ হুম মানে সারা মাসে আসলে কাজ করে আমি দেখা যাচ্ছে মাত্র ব কয়েকটা হাজার টাকা পাচ্ছি। আ সেখানে আসলে দেখা যাচ্ছে আমি ১২ ঘণ্টা, ১৩ ঘণ্টা, ১৪ ঘণ্টা করেও আসলে সময় দিতে হচ্ছে। তো আমি দেখতাম যে বাকি কোনো কাজই আমি করতে পারছি না। শুধুমাত্র একটা কাজের জন্য। তো পরবর্তীতে আমি কি করলাম? এই কাজটা ছেড়ে দিলাম। <chuckles> কারণ <chuckles>
উ আচ্ছা। জি, জি। আচ্ছা। জি, জি। হায়! হায়! বিরক্ত চলে আসত। হুম, হুম। আচ্ছা। আয়হায়! আচ্ছা। ঠিক আছে এটা কিন্তু বেশ ভালো করলেন <chuckles> যে কাজটা ছেড়ে দিলেন। তো পরবর্তীতে কি করলেন?
হ্যাঁ কার কারণ আমার কাছে মনে হ কারণ আমার কাছে মনে হচ্ছিল কি? যে আমি যদি আসলে এই মুহূর্তে তে কাজটা না ছাড়ি আমার কিন্তু আসলে মানসিকভাবে এতটাই আসলে ভেঙে পড়বো। পরবর্তী দিন তো আ নিজেকে সামলাতে কিন্তু আসলে খুব অসুবিধা বা চাপের মধ্যে আ ইয়া তখন মানে এমন হতো যে আমি ঐ কাজের ভিতর সারাদিন ডুবে থাকতাম যেহেতু আসলে বললাম, আপনাকে যে আমি ঐ দিনের ধরুন আ কয়েকটা সময় বা আ বেশিরভাগ সময় ঐ হুম, হুম। ঐ আ মানে চ মানে বেশিরভাগ সময় আসলে ঐ কাজের ভিতরে থাকত। আমি কিন্তু আমার না বন্ধুদের আসলে সময় দিতে পারতাম, না আসলে ঐ যে থাকে না যে একটা মানে নিজে ব্যক্তিগত যেমন হুম, হুম, হুম একদমই পেতাম না। আ দেখা যেত যে আমার আ বন্ধু আসলে আমার বেস্ট ফ্রেন্ড যে সে কিন্তু আমার সাথে রাগ করে বসে আছে। তো আমি আসলে তাকে বোঝাতে পারতাম না যে আমি যে আসলে কি ঝামেলার ভিতরে আছি। হ্যাঁ কাজটা এমন।
হু, হুম। <chuckles> সেটাই। আচ্ছা। এ কিছুটা সময় পেতেন আরকি। আচ্ছা, ঠিক আছে। রিল্যাক্স করা সেটা করার সময় পেতেন না আরকি বিষয়টা এবং আপনার ক্ষেত্রে আচ্ছা। আয়হায়! যে কাজটাই এমন। ঠিক আছে। এটা কিন্তু পরিস্থিতি এমন হইতে পারে যেমন মানি কাজের ক্ষেত্রে আপনি যেমনটা বললেন যে অনেকটা সময় আপনার পার হয়ে যেত। যেমন ১০-১২ ঘন্টা সেটা কিন্তু আসলে স্বাভাবিক একটা বিষয় না। একটা কাজের পিছনে এতটা লম্বা সময় ধরে ব্যয় করা। কারণ একটা যেমনটা বললেন যে আপনি নিজেই সময় পেতেন না যে আ নিজের প্রতি ব্যয় করবেন বা বন্ধু-বান্ধব বা পরিবার তো আসলে দূরের কথা। তো এইসব পরিস্থিতিতে আসলে এই যে স্ট্রেস এ পড়া একদমই স্বাভাবিক। এবং আপনি চেষ্টা করলেন যে আসলে কাজটা পুরোপুরি ছেড়ে দিতে। <chuckles> যাতে করে এটা আসলে আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত না করে আরকি। এবং এটা কিন্তু আসলে বাস্তবসম্মত একটা মানি সমাধানই নিয়েছেন। তো এইসব পরিস্থিতিতে অনেকেই দেখা যায় আসলে আ বিভিন্ন ক্ষেত্রে দৈনন্দিন জীবনে যেসব স্ট্রেস গুলা চলে আসে আরকি কাজের কর্মক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক অনেকে আসলে রুটিন করে ফেলার একটা প্রবণতা রাখে। যে তারা দিনে কি করবে না করবে বা সময়টা ভাগ করে ফেলার আসলে চেষ্টা করে। তো আপনি কি এগুলো করার চেষ্টা করেছেন যে পুরো দিনটা রুটিন করে ফেলার একটা প্রবণতা?
<clears throat> জি, জি। <laughs> উ হুম। হুম, হুম।